আমি বেশ কদিন যাবত খুব সমস্যার মধ্যে আছি। <smacks lips> আসলে কি করব কোনো পথ খুঁজে পাচ্ছি না। এবং যখনই এই সকল বিষয়ে আমি চিন্তা ভাবনা করছি, তখনই খুব হতাশাগ্রস্ত হয়ে পড়ছি এবং দুশ্চিন্তার মধ্যে ঘিরে যাচ্ছি। যার কারণে দেখা যাচ্ছে আমি আমার ব্যক্তিগত জীবন এবং কর্ম জীবনে কোনো ভাবেই ভালো অনুভব করছি না। এ সকল বিষয়গুলো না আসলে আমাকে খুবই দুশ্চিন্তার মধ্যে আঁকড়ে রেখেছে এবং আমি একটা সঠিক সমাধানের পথ খুঁজছি। এখন বুঝতে পারছি না যে আমি কি কি কাউকে বলা উচিত নাকি? এই সকল বিষয়ও যখন চিন্তা-ভাবনা করি, তখন মনে হচ্ছে কি, আমি কোনো পথ পাচ্ছি না। মনে হচ্ছে সবকিছু অন্ধকার। তো এই সকল বিষয় নিয়ে আমি চিন্তা ভাবনা করছি, কি করা যায়, কি করলে আমি আমার এই সকল বিষয় নিয়ে আসলে একটা সঠিক সমাধানে আসতে পারি? তো আ ভাইয়া আপনি কি বলতে পারেন যে কি করলে আসলে আমার এই যে দুশ্চিন্তা, এই হতাশা থেকে আমি নিজেকে বেরিয়ে আনতে পারি?
হু, হু। জ্বী। হু, হু ওহ্ হো! জ্বি। উহু। জ্বি। জি, আপনার কথায়ই বুঝতে পারছি যে আপনি কোনো একটা বিষয় নিয়ে খুব গুরুতর মানসিক বিষণ্ণতায় ভুগছেন এবং এটি আপনাকে অনেকটা হতাশও করে তুলেছে। তো আসলে পরামর্শ দেওয়ার আগেই যদি আরেকটু বিষয়টি অ্যা খোলাসা করে বলতেন, তাহলে আমার জন্য একটু সহজ হতো।
জ্বি, অবশ্যই। আসলে বিষয়টা হয়েছে কি? আমি বেশ কয়েক মাস যাবত আমার বর্তমান যে শরীরের ওজনটা খুবই মানে বৃহৎ আকারে বৃদ্ধি পেয়েছে। যার কারণে দেখা যাচ্ছে আমি চলাফেরা বলেন বা কর্মজীবন বলেন বা কোনো দিকে আরকি আসলে আমি মন বসাতে পারছি না। চলতে ফিরতেও কষ্ট হচ্ছে, কাজ করতেও কষ্ট হচ্ছে, বা কমিউনিকেশন করতেও কষ্ট হচ্ছে, এক কথায় দেখা যায় আমি খুবই হতাশার মধ্যে ঘিরে আছি। আসলে আমি কি করবো? কি করলে আসলে আমার এইযে আ এই স হতাশা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারি? আসলে কোনো সঠিক সমাধানও খুঁজে পাচ্ছি না। বিষয়টা হয়েছে আমি কিন্তু আগে কিন্তু ক অনেক আ শারীরিক ব্যায়াম করতাম, বলা চলে নিয়মিতই করতাম। কিন্তু বর্তমান সময়েও কিন্তু এটা আমি ধরে রাখতে পারছি না। যে, আমি যে ব্যায়ামের জন্য একটু সময় রাখবো, এটাও কিন্তু করতে পারছি না বা দেখা যাচ্ছে কোনো কারণে আমি আ এটার ক্ষেত্রে দূরে ভেগে যাচ্ছি বা এক প্রকার ভয়, ভয় কাজ করছে। কেনো করছে তাও জানি না? কিন্তু আমি চাচ্ছি যে, আমি যেনো নিয়মিত ব্যায়ামটা করতে পারি এবং করে আমার এ শরীরটাকে ফিট রাখতে পারি, এটা নিয়েই মূলত দুশ্চিন্তা। আপনি কি বলতে পারেন যে, আসলে এইখান থেকে আমি কী করলে, এইযে আমার দুশ্চিন্তা, আমার যে হতাশা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারি?
হু, হু। ও। হুম, হু। আচ্ছা। হুম। জ্বি। হুম, হুম। জ্বি। হু, হুম। উ হুম। জ্বী। জ্বি। হুম, হু। না, আসলে বিষয়টা তো আপনার যেহেতু ওজন বাড়ার একটা কথা বলেছেন, তো ওজন বেড়ে যাওয়া কিন্তু অনেক সময় শারীরিক ও মানসিক উভয়ভাবে প্রভাব ফেলে যেমনটি আপনার কথার মধ্যেও লক্ষণীয়। এবং এটি কিন্তু শুধুমাত্র একটি স্বাস্থ্য সমস্যাই নয় বরং দৈনন্দিন কার্যক্ষমতাতেও বাধা সৃষ্টি করতে পারে। তো সেক্ষেত্রে আপনি অ্যা কিছু বাস্তব সম্মত কিছু অ্যা পদক্ষেপ গ্রহণের মাধ্যমে কিন্তু অনেকাংশেই আপনার এই যে ব্যায়ামের প্রতি একটা অনীহা তৈরি হয়েছে, এটাকে কিন্তু আবার ফিরে আনতে পারেন। তো সেদিকে যাওয়ার আগে আরেকটি বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে, আপনি এখন কি ব্যায়াম করছেন? বা ব্যায়ামটি যে ছেড়ে দিয়েছেন বলছেন যে আগে করতেন, সেটা মানে চে আ ছেড়েছেন যে এটাও ঠিক কতদিন আগে বা সময়টা কখন ছিল?
জ্বী। জ্বী। জ্বি, আসলে এই ব্যায়ামটা ছেড়েছি বেশ কয়েক মাসই হয়ে গিয়েছে। এবং বা বলতে পারেন বছর হয়ে গিয়েছে। আর এবা এবং বর্তমানে কিন্তু এটা আমি কন্টিনিউ করতে পারছি না। বিষয়টা হয়েছে বর্তমানে না আমার কাজের চাপ প্রচন্ড বৃদ্ধি পেয়েছে। আসলে আমি একটা প্রাইভেট আ ফার্মে আরকি চাকরি করি। তো এই চাকরি করে যখন বাসায় আসি, আমার না আর কোনো কিছু করতে ভালো লাগে না। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমার খাবার-দাবারের যে পরিমাণটা, এটাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। দেখা যাচ্ছে খাবারের আগে যে রুটিনটা ছিল, একে কিন্তু প্রচন্ডভাবেই আরকি অ্যা খাবার গ্রহণ করা হয়। এবং এর পাশাপাশি আ বাইরে থাকলে তো ওই যে ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো, এগুলাও গ্রহণ করা হয়। তো এই সকল বিষয়ে আমার কিন্তু ওজনটা খুবই বৃদ্ধি পেয়েছে। এবং যে ব্যায়ামের জন্য যে সময় করব, এটাও আসলে আমি কোনভাবেই আ মেনেজ করতে পারছি না। আর যখন একটু সময় পেলেও এ আ ব্যায়ামের জন্য আসলে ঐযে ভয় লাগে আরকি। তো আসলে আমি চিন্তা-ভাবনা করছি যে, কি করব আসলে? কি করলে আমি আমার এই সকল সমস্যা থেকে নিজেকে বেরিয়ে আনতে পারি? আসলে কোনো না, সঠিক পথ পাচ্ছি না।
উ হু। ও। উ হু। জ্বি। আচ্ছা। উ হু। জ্বি। উ হু। আচ্ছা। হু, হু। হু, হু। উ হু। ও। না আসলেই জ্বি। জ্বি, আসলে স নিয়মিত ব্যায়াম শুরু করতে না পারা, এটি কিন্তু অনেকাংশেই একটি সাধারণ সমস্যা। আ এটি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, বরং আ মানসিক ও দৈনন্দিন কাজের শক্তি বজায় রাখার জন্যও গুরুত্বপূর্ণ। তো এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি কিছু ছোট, ছোট কিছু লক্ষ্য নির্ধারণ করতে পারেন। যেমনটি ধরেন প্রতিদিন মাত্র ৫-১০ মিনিট একটু হালকা ব্যায়াম দিয়ে শুরু করতে পারেন। এবং লক্ষ্য রাখবেন যে মূল উদ্দেশ্য হচ্ছে ধারাবাহিকতা। এমনটা না যে কত কঠিন ব্যায়াম করছেন, বিষয়টা কিন্তু এমন না। হ্যাঁ? এবং আপনি সময় নির্ধারণ করতে পারেন যে দিনের এমন সময় বেছে নিন যেটা আপনার জন্য সবচেয়ে সহজ ও বাস্তবসম্মত। সেটা সকালে হতে পারে বা সন্ধ্যায় ১০-১৫ মিনিটের ছোট সেশনেও সে কিন্তু অনেক ক্ষেত্রেই কার্যকর হয়। এবং আপনি আ কিছু ট্র্যাকিং অ্যা করতে পারেন এই বিষয়গুলো নিয়ে। সেটা কিন্তু আপনাকে অনেকাংশে আপনার প্রেরণা যোগাবে। যে ব্যায়ামের একটা অগ্রগতি নোট করুন। ছোট সাফল্য কিছু উদযাপন করুন। হ্যাঁ? এবং আপনার এই যে ব্যায়ামের আ প্রতি যে একটা অনীহা তৈরি হয়েছে, এই এটাকে কেন্দ্র করে আপনি চেষ্টা করবেন যে প্রতিদিন আ আসলে নতুন, নতুন কিছু শেখা বা ব্যায়ামের এই যে ওজন বেড়ে যাওয়ার যে বিষয়গুলো, এটা এটার থেকে আসলে কিভাবে রিলিফ পাওয়া যায়, সেগুলো নিয়ে একটু আ এই বিষয়ে একটু দেখা। এবং আপনার এইযে অ্যা সময় পাচ্ছেন না আপনি বলছেন, আপনার উপযুক্ত সময়টা কিন্তু আপনাকে আসলে বের করতে হবে যে আসলে ঠিক কোন সময়টাতে আপনার মনে হচ্ছে যে এখন একটু ব্যায়াম করা যেতে পারে। তো এরকম কি কোনো চেষ্টা করেছিলেন আগে?
আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। অ্যা সত্য কথা বলতে কি আমি কিন্তু আগে এমনটি করিনি এবং ভেবেও দেখিনি। কিন্তু আপনি বলার পর কেমন যেন আমার মনে হচ্ছে যে না আসলে যে এমন বিষয়গুলো করা উচিত। যেমনটা আপনি বললেন যে ট্র্যাকিং-এর বিষয় বা একটু সময় ব্যবস্থাপনার বিষয় বা একটু রুটিন মাফিক করার যে চিন্তাভাবনাটা, এটা না আসলে আগে আমি কখনো করিনি। এবং যেমনটি বলছিলাম যে সকাল থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে আমি অফিসে যেয়ে, বাসায় এসে দেখা যাচ্ছে যে খাবার-দাবারের উপর পড়ে থাকি। তো কিন্তু আপনি বলার পর আমারও মনে হচ্ছে যে রুটিন মাফিক আমার চলা উচিত এবং আমি হয়তোবা আ এটা থেকে বেরিয়ে আসতে পারি কি এবং আমার যে শারীরিক ব্যায়াম আছে নিয়মিত, এটা হয়তোবা কন্টিনিউ করতে পারি। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে কি, আমি তো অফিস থেকে বাসায় খুব তাড়াতাড়ি ফিরি এমনটা কিন্তু নয়। দেখা যাচ্ছে যে কখনো, কখনো ৭ঃ০০ বা ৮ঃ০০ দিকে ফিরি। এর পাশাপাশি এ সে আমার যে বন্ধু-বান্ধব আছেন, তাদেরকে একটু সময় দেই। তারপর বাসায় ফিরে দেখা যাচ্ছে আমি একটু আবার মোবাইল আ যে অবসর সময় যে থাকে, এই সময় একটু মোবাইল ব্যবহার করার প্রবনতাটা আমার কিন্তু প্রচন্ড। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন শর্টস ভিডিও বা লং ভিডিও যেগুলা থাকে, অত আমি নিজেকে ওর মধ্যে আরকি আ হারিয়ে ফেলি। কিভাবে হারিয়ে ফেলি কিন্তু আমি জানি না। কিন্তু আ দেখা যাচ্ছে কোনো একটা নোটিফিকেশন পেলাম, আমি তখনই প্রবেশ করে যাই। তো দেখা যাচ্ছে এটা করতে, করতে আমার অনেক রাত হয়ে যায় ঘুমাতে। এবং সকালে আসলে ঠিকভাবে যে ভোরে উঠব, এটাও কিন্তু আ করা হয় না ঠিক। তো দেখা যাচ্ছে ৯ঃ০০ বা ১০ঃ০০ দিকে ঘুম থেকে উঠেই আবার অফিসে চলে যাই। আর অফিসেও প্রচন্ড কাজের চাপ। যে কাজের চাপের মধ্যে যে আমি কিভাবে একটু সময় ম্যানেজমেন্টটা করব, আসলে আমি এটা না আসলে সঠিক কোনো আম ব ধারণা পা ই পাচ্ছি না যে কোন স্টেপগুলো অবলম্বন করলে বা কোন কৌশলগুলো আসলে আমি অবলম্বন করলে যে এই যে সময় ব্যবস্থাপনাটা আমি সুন্দরভাবে করতে পারি, এটা কি আপনি বলতে পারেন যে আমার কোন স্টেপগুলা অবলম্বন করা উচিত?
উ হু। জ্বী। হু, হু। জ্বি। হুম। আচ্ছা। জ্বি। হু, হু। আচ্ছা। হু, হু। জ্বি। হু, হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হু, হুম। জ্বি। হু, হুম। দেখুন এক্ষেত্রে আগে প্রথমেই আপনার চেষ্টা করতে হবে যে আপনার কোন সময়গুলো আপনার জন্য সবচেয়ে উপযোগী এবং সবচেয়ে আপনার কাছে মনে হচ্ছে নির্ভরযোগ্য। এটা কিন্তু আপনি ভালো বুঝবেন যে আপনার কোন সময়টাতে আপনি একটু ফ্রি থাকছেন এবং কোন সময়টাতে আপনি একটু হলেও ব্যায়াম করতে পারছেন। ব্যায়ামের আসলে পরিধিটার উপর নয় বরং ব্যায়ামটাকে প্রাধান্য দেওয়া উচিত। এবং আপনি যদি আ মনে করছেন যে আসলে প্রতিদিনই তো আপনি সময় পাচ্ছেন না। এমনটি যদি নিজেকে বলেন তাহলে না অনেকাংশে হয় কি যে মস্তিষ্কের একটা নার্ভাস সিস্টেমে সেই বিষয়টা না একদম ক্যাপচার্ড হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে শুরু করা হয়ে ওঠে না। তো আপনি যেটা করতে পারেন যে প্রতি সপ্তাহে আ সামান্য কিছু পরিবর্তন আনার জন্য আপনি কিছু ব্যায়াম করতে পারেন। ধরুন প্রতিদিন আপনি দশ মিনিট একটু হাঁটাহাঁটি করলেন বা আপনি যে অফিস যাচ্ছেন বা অফিস থেকে আস আসতেছেন, যদি সম্ভব হয় চেষ্টা করবেন একটু হেঁটে আসার জন্য। হ্যাঁ, তাহলে কিন্তু এটাও আপনার জন্য একটা ব্যায়ামের অন্তর্ভুক্ত হবে। এবং আপনার খাদ্য তালিকায় কিছু পরিবর্তন করতে পারেন। যেমন এই যে আপনি বলছেন যে আপনি ফাস্ট ফুডে আসক্ত হয়ে যাচ্ছেন, ফাস্ট ফুড বেশি খাওয়া হচ্ছে। তো এটাকে কিন্তু আপনার আ কমাতে হবে এবং এর পাশাপাশি বেশি প্রোটিন এবং ফাইবারযুক্ত যে খাবারগুলো আছে সেগুলো আপনি খেতে পারেন। এবং আপনার আ দৈনন্দিন রুটিনে একটু সামঞ্জস্য করতে পারেন। যেমন ধরুন আ সকালের কিছু ছোট ব্যায়াম বা হালকা হাঁটা চলা বা একটু স্ট্রেচিং করা। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু আপনি শুরু করতে পারেন। এবং কাজের মাঝে একটু ক্ষুদ্র বিরতি নিন। ছোট কিছু স্ট্রেচিং করুন বা শারীরিক কিছু কর্মকান্ড করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু অনেকাংশে আপনার আ প্রতিদিনের ব্যায়ামের যে ঘাটতি এটাও কিন্তু পূরণ হতে পারে। এবং আ মনোবল ও অগ্রগতিটাকেও আপনি ট্র্যাকিং করতে পারেন। যেমন ধরুন দৈনিক আপনার যে অগ্রগতি বা মাইলস্টোন হচ্ছে সেটা কিন্তু আপনি একটু নোট করতে পারেন। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে আপনি ১ম মাস থেকে একটু শুরু করলেন। তো এভাবে করে হবে কি যখন আপনি ২-৩ মাস বা ৬ মাস পরে দেখবেন যে আপনার একটা আ আপনি আসলে ভালোর দিকে যাচ্ছেন এই যে ছোটখাটো ব্যায়াম করার মাধ্যমে। তখন কিন্তু আপনার আত্মবিশ্বাসটা অনেক বেশি বেড়ে যাবে এবং এটাও আপনার জন্য কিন্তু সহায়ক ভূমিকা পালন করবে। তো আ আরেকটা বিষয় আপনি বলছিলেন যে আপনার ঘুমজনিত সমস্যা হচ্ছে যে আপনি আসলে স্ক্রিন টাইম বেশি দিচ্ছেন এবং ঘুমের ক্ষেত্রেও আসলে অ্যা সঠিকভাবে আ পালন করা হচ্ছে না রুটিনটা। তো আসলে ঠিক আ সমস্যাগুলো আপনার এই যে ঘুমের ক্ষেত্রে যে হচ্ছে আপনার এখন আসলে ঠিক প্রধান লক্ষ্যটা কী? মানে আপনার ওজন কমানো নাকি আপনার আ প্রতিদিনের রুটিনটাকে একটু বাস্তবসম্মত করা?
হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। জ্বি আসলে আপনি যে পরামর্শগুলো দিলেন আসলে আমি আগে কখনো এভাবে ভেবে দেখিনি। আ যেমনটি বলছিলেন যে অফিস থেকে ফেরার পথে হেঁটে আসার বিষয়টা। আগে কিন্তু সত্য কথা বলতে আমি এমনটা চিন্তাও করিনি। আ দেখা যাচ্ছে যে আমি আ আ রিকশায় করে অথবা বাসে করেই বাসায় ফিরেছি। কিন্তু আপনি বলার পরে আমারও মনে হচ্ছে যেহেতু আ সময় পাই তো এই সময়টা আমি আ বাসে না এসে বা রিক্সা না এসে হেঁটে আসতে পারি। এর পাশাপাশি যেমনটি বললেন যে আমার লক্ষ্যটা কী? আমার লক্ষ্যটা কি ওজন কমানো নাকি? হ্যাঁ, অবশ্যই আমার লক্ষ্যটা হলো ওজন কমানো এবং আপনি যেমনটি বললেন যে সময় ব্যবস্থাপনা করে যেন আমি এগুলো এগোতে পারি। তো আসলে সত্য কথা বলতে কি আমি এই জিনিসগুলো এভাবে চিন্তা আগে কখনো করিনি। এবং চেষ্টাও করিনি। কিন্তু আপনি বলার পর আমারও মনে হচ্ছে যে এই বিষয়গুলো এখন লক্ষ্য করা উচিত এবং এই বিষয়গুলো যদি আমি অনুধাবন করি বা চেষ্টা করে দেখি তাহলে আমার যে নিয়মিত যে ব্যায়ামের যে অভ্যাসটা তাহলে অনেকাংশ আমি করতে পারবো। এবং যে রুটিনের যে বিষয়টা হ্যাঁ আপনি বলার পর আমি এখন থেকে আমি নিজের জন্য একটা সুন্দর একটা রুটিন তৈরি করব। আর এই যে মোবাইল ব্যবহার করা যে প্রবণতাটা এটা আসলে আমি কমিয়ে ফেলবো। কারণ যে ঘুমের যে বিষয়টা বললেন হ্যাঁ ঘুমটা আসলে আমি নিজে ঠিক রাখার চেষ্টা করব। আশা করি আমি এই যে নিজের যে নিয়মিত ব্যায়ামটা এইটা ধরে রাখতে পারবো। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে পরামর্শগুলো দিয়েছেন আশা করি আমি এই পরামর্শগুলো আ নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো।
হুম। জ্বি। হুম। জ্বি। জ্বী। হুম। জ্বি। হুম। জ্বি। হু, হু। জ্বি। হু। জ্বি, জ্বি। উহু। জ্বি। অবশ্যই। আসলে ছোট, ছোট ধাপে পরিবর্তন আনার মাধ্যমে কিন্তু আপনার এই যে ওজন নিয়ন্ত্রণে রাখা এবং দৈনন্দিন কাজে প্রভাব কমানোটাও অনেকাংশে সম্ভব হবে। তো আশা করছি আপনার জন্য এ পরামর্শগুলো সহায়ক ভূমিকা পালন করবে এবং সেই কামনা নিয়ে আসলে আপনার জন্য শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।